আচ্ছা, এই যে তার এই যে, "কে কি ক করবে? দেখে নিবো।" মানে "কে কি করে? করুক।" এই ধরনের কথাবার্তা আসলে একজন ইনফ্লুয়েন্সার এর প আসলে কতটুকু বলাটা যুক্তিসঙ্গত বা কতটুকু আসলে ভালো দেখায়? যে, এই যে বলে ফেলল যে, মানে তার মানে কি, তাকে যে মানুষ এতদিন ভালোবাসতো মানে যারা ভালোবেসেছে বা তার পক্ষ নিয়েছে। তারা যে ভালোবাসল পক্ষ নিলো, তাদের কেও কি একটু অপমান করে দেয় না? যে, "আচ্ছা তোমাদের কিছু বলাতে, আমার কিছু আসে যায় না।" ব্যাপারটা তো এরকম, তাই না? কি মনে হয়?
হুম। জি। হুম। আচ্ছা। হুম, হুম। এখন অ্যা অ্যা এখানে ২ টাইপের সমর্থক ছিল। অ্যা যারা একটু মনে করেন যাদের মধ্যে লজ্জাবোধ কাজ করে, আর দারা আরেকটা হচ্ছে যারা নির্লজ্জ। আ ঠিক আছে? আ তো যারা লজ্জাবোধ আছে তারা সরে গেছে। এর ঠিক আছে? যেমন আমার একটা বন্ধু আছে। ও সাকিবের অনেক বড় ভক্ত ছিল একটা টাইমে। তো ও সরে আসছে। বিশেষ করে ২৪ এর আ কান্ড দেখে তো আরো দূরে সরে আসছে। অ্যা মানে আ মনের কোনো কাছেই রাখে নাই। ঠিক আছে? একটা সময় পোস্টারও রাখতো উনার। একটু আ এ ভ্যা ফ্যান ছিল। তো উনার ওর মধ্যে লজ্জাবোধটা ছিল। আ একটু লজ্জাবোধ ছিল। অ্যা এমনি তো বন্ধু মহলে একটু নির্লজ্জাই থাকে। অ্যা তো। ওই ক্ষেত্রে আরকি মনে করেন যে, ও আ উনাকে আরকি ফ্যান ভক্ত ডাকে না। আরেকটা আপনার গ্রুপ আছে, যেটা হচ্ছে নির্লজ্জ। তারা হচ্ছে গিয়ে অন্ধ ভক্ত হয়ে থাকে
<laughs> আচ্ছা। <chuckles> আচ্ছা। হুম। হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। তাহলে এত বিশাল বড় ফ্যান ছিল। হুম। <laughs> আচ্ছা। হুম। বা বিবেকহীনও বোধহয় বলা যায় আসলে। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
বিবেকহীন ও বলে, বলা যায়। এবং এটার আ সংখ্যাটা একটু কম এখন। তার ভক্তের সংখ্যা ঐভাবে আ একটু কম। অত বেশি, বেশিও না, অথবা অত কমও না। এটা বলতে গেলে কম। যদি আমি বলি যে দি আ ১০০,০০০ মানুষের মধ্যে হয়তো ৯০,০০০ মানুষ তাকে পছন্দ করে না, ১০,০০০ মানুষ হয়তো পছন্দ করে। তো ওই হিসেব করলে অনেক কম।
হু, হু, হু। হুম। হুম। হু, হু, হু, হু।